এ এক্সাক্টলি তো সেটা মা ও জানে, মা ওরা ওদেরকে আগেই বলছি যে "আমার এরকম এক্সট্রিম পেইন হচ্ছে। তোমরা আমারে কেউ এখন ফোন-টোন দিও না কিংবা এসে জ্বালাবা না।" স্ট্রেইটকাট ছিল, "আমি এখন ঘুমাবো, আমাকে কেউ তোমরা জ্বালাইতে-টালাইতে পারবা না।" আম্মুকে ফোন দিয়ে বলছি যে, "ওরা আসলে আমি গেট-টেট লাগায়ে বলছি আমি ঘুমাবো, ওদেরকে বলবা যাতে না জ্বালায়।" তো আম্মু, ওরা শোনার পরে কি করছে? ওরা ভাবছে আমি ফাইজলামি করতেছি কিংবা হচ্ছে গিয়ে ওদের সাথে বাইরে যাওয়ার কথা ছিল। তো আমি ভাবছে যে আমি বাইরে না যাওয়ার জন্য এভয়েড করার জন্য কাজটা এসে ও ওরা লিটারেলি ইউজুয়ালি যেটা করে একদম গেট-টেট পিটায়ে, আমি মাত্র তখন ঘুমাইছি। বমি-টমি করে-টরে ঘুমাইতে গেছি। তো that টাইম এসে যখন ওরা এরম কাজ করছে তখন আমার আর রাগ কন্ট্রোল হয় না, আমার প্রচন্ড মেজাজ খারাপ হইছে। আমি বাথরুম থেকে পানির মগ নিয়ে ওদের গায়ে, সবার গায়ে ফিকা মারছে। যে, "যাহ, এবার আমার সামনে আসবা না কেউ।" তো এইটা নিয়ে তো সবাই আসলে একটু রাগারাগি করছে যে, "এইটা এরকম কেনো বিহেভ করলা? আমরা বাইরে যাবো রেডি হয়ে আসছি। কেনো গায়ের মধ্যে পানি মারলাম? সবাই তো ভিজে গেছে।" বলছি, "আমি অসুস্থ, তোমাকে আমি বলছি আমি যাব না কেনো?" এই নিয়ে মোটামুটি মনে হয় আমার সাথে ওই আপুর সাথে ও আমার বড় বোন কিন্তু ওর সাথে মোটামুটি ১ সপ্তাহ কথা বলি নাই। এরপরে সবাই মিলে দু অন্য আরেক আরেক খালার বাসায় গিয়ে ওদেরকে মিলায়ে, পরে ২ জনকে মিলায়ে এক আটকায় রাইখা দিয়ে বসায়ে রাখছে। যে কথা না বলা পর্যন্ত খুলবো না।
হুম। হুম। আচ্ছা। হুম। ওহো! হুম। আ! হুম, হুম। <chuckles> হুম। <chuckles> <chuckles> আটকায়ে রাখতে।
এরপরে ১ ঘণ্টা বসে আছি হ্যাঁ, হ্যাঁ ১ ঘণ্টা আটকায় রাখছে কথা বলি না কেনো?
বাহ! তারপরে মানে তারপরে কি হয়েছিল? এটা কিন্তু খুব জানতে ইচ্ছে করছে। মানে আ এই যে ১ ঘন্টা আপনাদেরকে আটকে রাখলো একসাথে। কে কথা বলেছিলেন আগে <chuckles> বা কোন বিষয় তখন ঘটেছিলো? আপনার কথাই বলেছিলেন।
<chuckles> তা আমি তো হচ্ছে আ যেহেতু আমার একটা ভ্যালিড ভ্যালিড রিজন ছিল যে আমি রাগ করাটা খুবই স্বাভাবিক। পরে ১ ঘণ্টা পরে আপু বলছে, "আচ্ছা ঠিক আছে আইসক্রিম খাবি?" আমি বলছি, "কে খাওয়াবে? আমি খাওয়াবো না, তুমি খাওয়াও।" আ বলছে, "ঠিক আছে আইসক্রিম খাওয়াবো কিন্তু কাউরে দেওয়া যাবে না।" মানে এরপরে আমরা দুজন মিলে ওইযে বলছি আইসক্রিমের টাব এনে। ওরা বলছে, "কি হইল বুঝলাম না, সাড়া শব্দ নাই।" গেট খুলছে তখন হচ্ছে বাবা আইসক্রিমের টাব দিয়ে গেছে পুড়া একটা, দুজনে আবার গেট লাগায়ে দিয়ে দুজনে বসে, বসে খাইছি, হাসছি বাকি কাউরে আর ঢুকতে দেইনা। বলল, "এটা কি হলো আমরা মিলায়-টিলায় দিলাম, আমাদেরকে ভাগে দিল না।"
হুম। <chuckles> হুম। <chuckles> <chuckles> <chuckles> আচ্ছা, এটা কিন্তু খুব মজার একটা বিষয়।
আসলে ব্যাপারটা হয় কি রাগটা ওইভাবে ধরে থাকা যায় না।
হুম, আচ্ছা, এমন কখনো হয় না যে আপনি ধরুন বাসায় রাগ করলেন আপনার মায়ের সাথে বা বাবার সাথে রাগ করলেন আ তখন অনেকে তো হয় যে রাগ করলে কিন্তু খাবার-দাবার খায় না, চুপচাপ থাকে এমন কি কখনো হয়?
হুম। হুম, হুম, হুম।